না, আসলে মানসিক সমস্যা ওরকম কোন কিছু হচ্ছে না। কিন্তু যখন দেখা যাচ্ছে কি, আ আসলে বেসিক্যালি, আমার ট্রিগার গুলো হয়, ২ টা কারণে। একটা হচ্ছে গিয়ে, যখন ওয়েদার খুবই আসলে খারাপ যাচ্ছে, কিংবা আমি কোন কারণে খুবই বেশি স্ট্রেস কিংবা আসলে প্রচুর পরিমাণে একসাথে অনেকদিন ধরে কন্টিনিউয়াসলি আমি টেনশন এ আছি। আ আসলে কিংবা আমি আ না ঘুমিয়ে আছি। আসলে আমার এটা পুরোটাই, ঘুমের সাথে অনেক রিলেটেড হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে, আমি আসলে ঘুমাতে পারছি না। তখন জিনিসটা আমাকে ট্রিগার করা শুরু করে।
হু, হুম। জি। বুঝতে পারছি। আচ্ছা। জি। আসলে আপনার বিষয়টা আমি বুঝতে পারছি যে, আপনি উম আপনার যেই যে, রুটিনটা আসলে পরিবর্তন হচ্ছে। আপনি আসলে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারছেন না। সেটার জন্য আসলে, এরকমটা আসলে হচ্ছে। এবং আপনি যখন আ ব্যায়ামের কথা চিন্তা করতেছেন। তো, এখানে কি ব্যায়াম করতে গিয়ে কি আসলে অ্যা কোন সমস্যায়, বা মেডিটেশন এর ক্ষেত্রে কি সমস্যায় পড়ছেন কি, বা ডাক্তারের সঙ্গে কি, এটা নিয়ে কথা বলেছেন?
জি, একদম। উম আসলে ডাক্তার তো ওভাবে কিছু বলে না। বাট, উনি বলেছেন, যে, হ্যাঁ, হালকা পাতলা ঘুমানোর আগে যদি, একটু এক্সারসাইজ করা যায়, আ কিংবা আসলে আমি আমার রুটিনটাকে যদি একটু চেঞ্জ করতে পারি, যেরকম একটু আর্লি ঘুমানো, আ কিংবা একটু সকালে উঠে যাওয়া, একটু হচ্ছে গিয়ে, হঠাৎ করে বেশি exposure এ নাও যাওয়া। আ কিংবা আসলে যখন ওয়েদার গুলো চেঞ্জ হচ্ছে, তখন একটু কেয়ারফুল থাকা। কিন্তু এখানে আসলে, সবথেকে বড় সমস্যা হ আ হচ্ছে কি যে, আমি আসলে প্রপারলি ঘুমাতে পারছি না, কিংবা আ ঘুমের রুটিন যেটি আছে, সেটি ঠিক করতে পারছি না। সকালে একটু ও দেখা যায়, যেটি বলেছে, আর্লি উঠতে পারছি না। কিংবা এরকম হয়তো, অনেক সময় হুটহাট আসলে, আমরা খুব বেশি exposure কিংবা আসলে আলোতে চলে আসি। অ্যা এইগুলোকে আসলে আমি কিভাবে ঠিক করব, কিংবা কিভাবে রুটিন এ আনব, এটাই আমি বুঝতে পারছি না। যেই কারণে দেখা যাচ্ছে যে, আমি আসলে, খুব বিরক্ত হয়ে যাচ্ছি।
হু, হুম। জি। বুঝতে পারছি। হু, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। জি, তা ঠিক।